ভাই মাঝে, মাঝে না এত বেশি বিরক্তি লাগে, যে কি করব? কিভাবে করব? কিছুই বুঝতে পারি না। আসলে <smacks lips> কি হয় জানেন? যে আমি একটা প্রজেক্টে এর কাজ শুরু করছি। ঠিক আছে? কাজ শুরু করার পরে হঠাৎ, হঠাৎ করে জরুরি, জরুরি বিষয় আসে! আমি বুঝি না মানে একটা সময়, তাদের সাথে আগেই যোগা যোগাযোগ করে রাখছি। যে এই সময়ে, এই কাজটা, এভাবে শেষ হবে। না, সে একটা আর্জেন্ট ১ টা কাজ দিয়ে দিল। বলল যে "না, না এই কাজটা বেশি গুরুত্বপূর্ণ এটা শেষ করেন।" এখন, এরকম ভাবে যদি মনে করেন এক্সট্রা কাজ দিতে থাকে, আমি না কোনোদিন আসলে সময়মত এই জিনিসটা দিতে পারব, না মানে কিরকম একটা বাজে অবস্থা বলেন? মানে আমার তো কাজটা শেষ করতে হবে। আর যদি এটা নাই করি না, তালে তারপরে কিন্তু আমাকেই এসে বলবে, যে "কেন কাজটা সময়মত ঠিক হয় নাই?" তখন কিন্তু বুঝতেও যাবে না কেউ, যে আসলে আমার উপরে এভাবে ক্লায়েন্টে আ এক্সট্রা, এক্সট্রা কাজ দিয়ে দিয়ে, এতদিন ধরে টানাচ্ছে কাজটা।
হুম। হুম। উম-হুম। হুম, হুম। হুম। হ্যাঁ, এটা আসলে হচ্ছে যে, ব্যা আপনার কথা শুনে বোঝা যাচ্ছে, যে আপনি আসলে এই বিষয়টা নিয়ে খুবই বিরক্ত বা আসলে এটা কিন্তু আসলে খুব স্বাভাবিক। মানে আপনি যখন একটা কোন একটা প্লান করে রাখেন, তারপর যখন যে যখন এক্সট্রা কাজ চলে আসে, সেরকমটা কিন্তু আসলেই যখন চলে তখন তো আসলে খুব বিরক্ত লাগে। এটা খুব স্বাভাবিক। আর এই যে ধরুন, আপনি কি হচ্ছে আমাকে আরেকটু বলবেন যে আসলে আপনি কি ধরনের কাজগুলো করেন? বা আপনার রুটিন টা কিরকম হয়? বা কারা আসলে হচ্ছে আপনার কাজগুলো এভাবে চাপিয়ে দেয়?
জি, জি। আচ্ছা, যেটা হচ্ছে যেমন এই, এই প্রজেক্টটাতে, কি হইছে? এটা একটা সিম্পল আমরা, আমরা হলো web app development এগুলো নিয়ে কাজ করি। একটা সিম্পল e-commerce ওয়েবসাইট বানাচ্ছি। খুব ভালো, খুব সুন্দর। এখন ক্লায়েন্টকেও আমি সবকিছু বলাইছি, দেখাইছি যে কি রকম দেখতে হবে, সবকিছু। আগে ডিজাইন করে ওকে আগেই অ্যাপ্রুভাল নিয়ে নিছি। এখন সে যখন আমার প্রজেক্ট প্রায় শেষের দিকে তখন তার মনে পড়তেছে না সে আরেকটা নতুন ফিচার চায়। যেখানে দেখা যায় উইশলিস্ট থাকবে, যেখানে কম্পেয়ার করা যাবে, যেখানে আবার একটা বিল্ডার সে সেকশন থাকবে। <clicks tongue> এখন এটা তো প্রজেক্টটা শেষে কেউ এভাবে দেয় না। আবার সে চায় এটা এক্সট্রা বিলও হবে না। মানে এমন একটা অবস্থা! এখন সে আবার বলতেছে যে না আমাদের ফ্রন্ট পেজটা আগে লাগবে। মানে একেক সময় একেক ডিমান্ড, বুঝছেন? এখন এই প্রজেক্ট শেষ হওয়ার কথা আরো ৪-৫ দিন আগে। এখন কথা হইলো যে, তার এগুলা বলাতে আমরা একটু কনসিডার করে ডেডলাইনটা বাড়াইলাম। এখন সে আরো জরুরি বিষয় কাজ দিতেছে। তো ভাই এরকম যদি দিতে থাকে, জীবনেও তো প্রজেক্টটা আমি শেষ করতে পারব বলে মনে হচ্ছে না! আর এটা নিয়ে কিন্তু আমারই কথা শুনতে হবে, ভাই! মানে এত বিরক্ত হয়ে গেছি আমি এই জিনিসগুলাতে!
হুম, হুম। আচ্ছা, আচ্ছা? হুম। হুম। হুম। আচ্ছা। হুম। আচ্ছা? হুম। হুম, সেটাই। এটা কিন্তু আসলে হচ্ছে যে আ খুবই স্বাভাবিক। মানে এই যে দেখেন আপনি আসলে এরকম মানুষ কিন্তু কিছু থাকবেই জীবনে। আপনার হচ্ছে যে ক্লায়েন্ট যারা আছে বা, ধরেন যে আ অন্যান্য যে কলিগ যারা আছে তাদের মধ্যেও কিন্তু আসলে এরকম থাকবেই। দেখবেন ক্লায়েন্ট হচ্ছে আপনাকে শুরুতে বলবে হচ্ছে যে, একি এক ধরনের তারা হচ্ছে requirement দিবে। আপনি যে সেটা সেইভাবে বানাবেন। কিন্তু তারা যেটা জি re requirement চাচ্ছে আপনি ওইযে দেখবেন আসলে হচ্ছে যখন তাদেরকে দেখাবেন জিনিসটা, তখনও দেখবেন আসলে তারা মানতে চাচ্ছে না এটা। বলবে যে, "না এটা হয় নাই, এই হয় নাই, সেই হয় নাই।" এরকম কিন্তু আরো অনেক কিছু বলতে পারে। মানে এইটা কিন্তু আসলে মানুষের ধর্মেও বলা যেতে পারে। এখন এটা হয়তো হচ্ছে যে আপনার জন্য কিন্তু আসলে বিষয়টা খুব কঠিন হয়ে যায়। আপনি যখন হচ্ছে যে এরকম একটা কাজ যখন করেন, কিন্তু তারপরেও যখন হচ্ছে যে কেউ এত মনোযোগ দিয়ে কাজ করার পরেও যখন কেউ যখন এটা নিয়ে কমপ্লেইন করে, তখন কিন্তু আসলে এইরকম বিরক্ত হওয়াটা খুব স্বাভাবিক। এমনি হচ্ছে যে এটা কি মানে খুব রেগুলারলি ঘটতেছে এই জিনিসটা বর্তমানে?
জি, জি। হুহ, হুহ। আসলে। ভাই, কি বলব যে এইগুলা না মানে আমার কাছে মনে হচ্ছে কি ইদানিং খুব বেশি কাজের সাথে হচ্ছে। বিশেষ করে আমাদের দেশে যে সকল কাজগুলো করা হয়। তো এইখানে যেটা দেখছি আমি একটা ক্লায়েন্ট যেমন আরেকটা ক্লায়েন্ট একটাকাও একটার কথা তো বললাম। আরেকটা আছে। <smacks lips> এ হলো ভাই এ এ হইলো মহান এক ব্যক্তি। ঠিক আছে? কেন? <tsk> সে তার কাছে অনেকগুলা তা তার ভালো একটা ব অ্যামাউন্টের একটা প্রজেক্ট হইছে। সে প্রথমে ৮০০০০ টাকা দিলো এবং ৮০০০০ টাকা বাকি ছিল। খুব ভালো, খুব ভালো। ঠিক আছে? সুন্দর। <clicks tongue> সে তারপরে ৪০০০০ টাকা দিল। <clicks tongue> ৮০ থেকে মানে 50 পারসেন্ট আগে দিছিল, এরপরে ৪০ দিলো। <clicks tongue> এরপরে বাকি ৪০ নিয়ে সে তো ভাই একদম এ রূপকথার একটা মানে ছবি চলতেছে। বুঝছেন? কী হইছে বলি। সে ওইখান থেকে বাকি ৪০০০০ টাকার ৫০০০ টাকা দিছে একবার। তাকে বলছি ভাই, "একটু আর্জেন্ট টাকা দরকার। আপনি একটু আমাদের বিলটা ক্লিয়ার করে দেন।" সে ৫০০০ টাকা পাঠাইছে। ভাই ৪০০০০ টাকা থেকে ৫০০০ টাকা কে পাঠায়? তাও তাও ঠিক ছিল। ঠিক আছে? তাও মানে কোনোভাবে কী বলবো? তারপরে আমি বললাম যে, "ভাই আপনি তো মাত্র ৫০০০ টাকা পাঠাইছেন কিন্তু আরেকটু পাঠানো দরকার।" আরেকটু মানে কি? আরো ৫০০০ টাকা পাঠাইলেও কিন্তু মোটামুটি একটা মান-সম্মান থাকে। সে জানেন কত পাঠাইছে? ২ টাকা পাঠাইছে। <smacks lips> তাইলে বুঝেন মানে কোথায় যাবো? মানে এত পরিমাণে বিরক্ত! এখন এটা না মানা যাইত। বুঝছেন? এটা না মানা যাইত যে ক্লায়েন্টের একটু সমস্যা আছে। এমন না কিন্তু। ক্লায়েন্ট দিব্যি মনে করেন যে সে তার গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে। মানে তার টাকার কোনো সমস্যা নাই। কিন্তু সে যে এমন কেন করে? সেই জানে হ্যাঁ, ভাই। এক্সাক্টলি। আর একটা একটা জিনিস কি জানেন? সবথেকে বিরক্তি লাগে। সে তার কাজ ক ডেলিভার করে দিছি আমি প্রায় ৩ মাস আগে। <smacks lips> সে ৩ মাস পরেও হঠাৎ, হঠাৎ করে আসে। এসে, এসে বলে, "ভাই এই, এই এইটা, এইটাতে সমস্যা। ভাই আপনি এটা সমস্যা ঠিক না করলে আমি টাকা দিবো কীভাবে?" <smacks lips> একটা সমস্যা কি হইছে জানেন? যে <smacks lips> তার plug-in এর সাবস্ক্রিপশন চলে গেছে। আমি তাকে এটা ডেলিভার করার কথা আগে। সে সাবস্ক্রিপশন আলাদা পে করবে। সে এখন আমাকে বলতেছে, "ভাই টাকা না দিলে এটা ঠিক করবেন না?" ভাই কেমন লাগে? বলেন? আমা আমার কি দোষ ভাই? সে সে প্র সাবস্ক্রিপশন নিছে। সে পে করে নাই। তার ওয়েবসাইটে এখন একটা জিনিস কাজ করতেছে না। দোষটা কি আমার? আমি তাকে বুঝায়ে বললাম, সে বলে, "আচ্ছা ঠিক আছে। এই নেন। টাকা দিচ্ছি কিন্তু ঠিক করে দেন। যে এটা যেন না হয়।" মানে এম জি, জি, জি।
আচ্ছা। হুম। হুম। <laughs> হ্যাঁ। আচ্ছা। হুম। হুম। হুম। আচ্ছা। হুম। হ্যাঁ, হ্যাঁ। এটাতো অবশ্যই। হুম। যা! এ সে জাস্ট আপনাকে দিচ্ছে না? হুম। হুম। হুম, হুম। আচ্ছা। হু। হুম। হ্যাঁ। আহহা। এইটা তো আসলে হচ্ছে যে বেশ কঠিন একটা অবস্থার মধ্যেই আসলে কিন্তু পড়ে গেছেন বলা যায়। কারণ, এই যে বারবার হচ্ছে যে আপনার কাছ থেকে এসে হচ্ছে যে মানে আপনাকে প্রেশারাইজ যেটা করতেছে আরকি। এখানে দেখেন আপনার কিন্তু আসলে কোন দোষ নাই। ঠিক আছে? কিন্তু ক্লায়েন্ট কিন্তু হচ্ছে এই জিনিসটা বুঝতেছে না। তো এই যে দোষ না থাকার পরেও যে হচ্ছে যে আপনাকে এরকম দোষারোপ করতেছে বা, হচ্ছে যে এরকম বি স্পেশালি এই যে টাকার বিষয়টা নিয়ে কিন্তু আসলে যখন প্রেশার চলে আসে উপরে, তখন কিন্তু সময়টা মানে আসলে খারাপ যায়ই বলা যায়। কারণ চাকরি-বাকরি করার ফলেও যখন টাকা নিয়ে প্রেশার চলে আসে তখন তো একটা ঝামেলাই হয়ে যায়। কারণ এইটা অন তো একটা কোম্পানির চাকরি। এখানে তো হচ্ছে অনেকের টাকার একটা ব্যাপার আছে। তো এক্ষেত্রেও কি আপনি হচ্ছে যে এ আপনার কোন সহকর্মী বা, কারো সাথে কি এই বিষয়গুলা শেয়ার করেছেন? মানে তারা এই বিষয়টা কিভাবে দেখছে যে যখন আপনার সাথে এরকম এই জিনিসটা বারবার ঘটতেছে?
হুমউ। একদম, একদম। যেটা হচ্ছে না, এটা মনে করেন যে সবাই আমরা কা একেকজন কথা বলতেছি। ঠিক আছে? আমি আমার এক colleague কে দিচ্ছি যে, "ভাই দেখেন, আমি এর সাথে কথা বলে পারতেছি না। এ খালি ঘুরাচ্ছে, আপনি একটু কথা বলেন।" সে কথা বলে, তাকেও ঘুরাচ্ছে। ঠিক আছে? মানে সবাইকে সে ঘুরিয়ে বেড়াচ্ছে। আর এটা না খুব বেশি হয়। আর বিশেষ করে কি যে, হঠাৎ, হঠাৎ একেকটা প্রজেক্ট মনে করেন শেষ করে সব দিয়ে দিছি, বুঝায়ে দিছি। হঠাৎ করে তার মনে হয়, মনে করেন ৩ মাস পরেও মনে হয় যে, "ভাই এটা তো ঠিক নাই।" ভাই আপনি ৩ মাস ধরে কি করছেন? মানে একটা বার সময় পান নাই একটা জিনিস চেক করার? সমস্যা থাকলে তখনই বলতেন ঠিক করে দিতাম। এখন করে দিচ্ছি। কিন্তু এখন আপনি মানে এরকম হুট করে এসে একদিন দিয়ে বলবেন যে আজকে একটা সমস্যা পাইছেন, কালকের মধ্যে ঠিক করতে হবে। এইরকম এত urgency তো এইভাবে দেখানো যাবে না। আপনার যদি late করে আসেন তাইলে একটু অপেক্ষা করেন। ১ ২ দিন টাইম দেন। আমাদেরও তো কাজ থাকে হাতের। আমরা তো চাইলেই মানে অনেকদিন আগের প্রজেক্ট মা ১০ টা প্রজেক্ট এরকম যদি চলে আসে, আমাদের current প্রজেক্টের কি হবে, তাই না? মানে হাতে যেগুলো আছে কাজ।
হুম। হুম। হুম। হুম। হুম। ওহহো! হু, হু, হু, হু। এটাই, এটাই, এটাই। মানে এখানে তো একটা ওইযে priority তো একটা বিষয় থাকে যে আসলে আপনিও তো হচ্ছে আরেকজনের সাথে এখানে তো একটা responsibility যখন সে যখন হচ্ছে আপনাকে তার responsibility চাপায় দিচ্ছে, কিন্তু আপনারও তো হচ্ছে একটা responsibility আছে, নতুন যারা কাস্টমার আছে তাদের প্রতি। তা আপনি আসলে হচ্ছে এই সমস্যাটার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি হচ্ছে একটা অগ্রাধিকার নিয়ন বের করতে পারেন আরকি। যে আপনাকে কোন কাজগুলো হচ্ছে আগে করতে হবে? এমনও হতে পারে অনেক সময় যে হচ্ছে যে কোনো client এর যে কমপ্লেইনটা করতেছে, হয়তো তার কমপ্লেইনটা সঠিক। মানে হয়তো যে, কোনো একটা কাজ হচ্ছে একটু ভুল হয়ে গেছে, স্বাভাবিক মানুষ মাত্রই তো ভুল। তাই না? এটা তো আসলে কোনো অ্যা কঠিন কিছু না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার কিন্তু তাকে হয়তো যে একটু বেশি আগে priority দেওয়া লাগতে পারে। তো এইযে আপনি হচ্ছে যেটা করতে পারেন, আপনি হচ্ছে যে একটা কাজের মধ্যে একটা রুটিন করতে পারেন। বা হচ্ছে একটা priority কর লিস্ট করতে পারেন। যেমন হচ্ছে যে আপনি এই কাজটা আজকে এত ঘন্টা করবেন বা ওই কাজটা এত ঘন্টা করবেন। কারণ, দেখবেন কাজ কিন্তু আসলে একসাথে অনেকগুলাই চলে আসে। এইযে ওয়েব ডেভেলপমেন্টের যে কাজগুলা আছে। অনেকগুলো প্রজেক্ট continuous sequentially রা মানে চলতে থাকে। তো এক এরকম কি আপনি কখনো করার চেষ্টা করেছিলেন? যে রুটিন করে দেখার বা একটু হচ্ছে যে অগ্রাধিকার নিয়ন্ত্রণ করা?
<clicks tongue> জি, জি, জি। জি। সত্যি। হুম, হুম। করা যেতে পারে। সত্যি, সত্যি। জ্বি, জ্বি। এইটা অনেকবারই আমি করেছি এবং করছিও, সত্যি কথা বলতে। এবং একটা জিনিস কি সবাইকে তো আসলে ওই সমান পরিমাণে গুরুত্ব দেওয়া সম্ভব নয় আ যতটুকু পারি চেষ্টা করি যে, আসলে যত কাস্টমারই আছে সবার কিন্তু happiness টা খুব গুরুত্বপূর্ণ। যে সবাই যেন খুশি থাকে আমাদের কাজে। কিন্তু তাই বলে কিছু মানুষ থাকে, যারা আসলে বুঝতেই চায় না যে সমস্যাটা কোথায়, কেন, কিসের জন্য হচ্ছে? এরা শুধুমাত্র মনে করেন যে, আসবে এসে বলবে যে, "হ্যাঁ এটা, এটা, এটা লাগবে।" তারপরে করে দিবেন বলবে যে, "ভাই আমি তো এটা চাই নাই।" আপনি তাদেরকে যদি ঐ জিনিস দেখায়ও তাদের কাছ থেকে sign নিয়ে নেন, তারপরেও দেখবেন যে <smacks lips> ওই একই কথা বলতেছে। কিন্তু একটা জিনিস কি আপনি যখন আসলে ওই document টা properly রাখবেন তখন কিন্তু একটু সহজ হয় যে, আপনার যেকোনো ঝামেলা হলে, bill এর ব্যাপারটা এটা clear করতে একটু সহজ হয়।
আচ্ছা, আচ্ছা হুম। হুম অবশ্যই, অবশ্যই। অবশ্যই। হুম। হুম। হুম। হ্যাঁ। হুম। এটা কিন্তু সঠিকই মানে এইযে আপনি যখন হচ্ছে কোন একটা document আকারে রেখে দিবেন তাইলে কিন্তু এটা একটা facility বলা যেতে পারে, কারণ একটা নথি বা একটা প্রমাণ type এর জিনিস হয়ে যায় আরকি। এটাই আপনি হচ্ছে করতে পারেন, এটা খুব ভালো একটা অভ্যাস। আর হচ্ছে আপনি কি করতে পারেন? যেহেতু আপনার হচ্ছে আসলে একটু আ অবস্থা মানে একটু ধরেন যে একটু বিরক্ত থাকেন বা হচ্ছে একটু মন-টন খারাপ থাকে। এক্ষেত্রে আপনি কি করতে পারবেন? আপনি নিজেকে একটু সময় দিতে পারেন। ধরেন একটু হচ্ছে যদি ঘুরতে-টুরতে যান মানে মন-টন একটু ফ্রেশ হওয়ার জন্য। এই যে কাজ করতে, করতে আসলে মানুষ এমনিই আসলে হচ্ছে একটু বিরক্ত হয়ে যায় একটা সময় পর। তা আপনি হচ্ছে যে এটা করতে পারেন। আপনি হচ্ছে একটু আ ঘুরে আসতে পারেন, সমুদ্রর দিকে ঘুরে আসতে পারেন বা এই শীতকালে পাহাড়ের দিকে একটু ঘুরে আসতে পারেন। তো এই যে যখন ঘুর ঘুরতে যখন যাবেন বা যখন ফ্যামিলি নিয়ে যখন ঘুরতে যাবেন বা ধরেন যে পরিবার এই যে বন্ধু-বান্ধব নিয়ে যখন ঘুরতে যাবেন তখন দেখবেন ওইযে যে একসাথে থাকতে, থাকতে তখন এমনি হচ্ছে কাজের বিষয়টা মাথা থেকে সরে যাবে। মানে আপনাকে যেটা করতে হবে এই যে কাজের যে pressure গুলা, এই pressure গুলা যেন মাথার মধ্যে এসে বসে না থাকে, এটা হচ্ছে দূরে সরাইতে হবে। মাথায় অন্য চিন্তা দিয়ে ভর্তি করাইতে হবে। বুঝতে পারছেন? আর হচ্ছে যেটা করতে পারেন, আপনার য হচ্ছে যে বন্ধু-বান্ধব যারা আছে বা ঐযে colleague আছে, তাদের সাথে কাজগুলো একটু ভাগাভাগি করে নিতে হবে। মানে একা কাজ করা আসলে একটু বেশি কঠিন হয়ে যায় আরকি। ধরেন যে আপনাকে যদি কেউ pressurize করে, তা আপনি হচ্ছে pressure টা একটু ভাগ করতে হবে। এভাবে হচ্ছে যদি আপনি একটু চালিয়ে দেখতে পারেন তাইলে হচ্ছে দেখবেন যে এখান থেকে একটু মানে দূরে সরে আসা যেতে পারে। খুব দ্রুত দেখবেন যে আপনি এখান থেকে সরে আসবেন। আর যেটা করবেন হচ্ছে যে মানে মানে সিদ্ধান্তগুলো নেয়ার সময় হচ্ছে আপনি একটা চিন্তা করবেন যে আসলে, এই কাজটা কি আপনি করবেন? নাকি করবেন না? তো এরকম কখনো চেষ্টা করা হইছে যে আসলে কোন একটা সিদ্ধান্ত যখন আপনি নিতে পারছেন না, তখন কারো সাহায্য নিচ্ছেন এরকম?
উম-জ্বী, জ্বী, জ্বী। হুম, হুম। জ্বী, জ্বী। উম-জি। জি, জি। এটা হইছে অনেকবারই হইছে। যে দেখা গেছে যে একটা ক্লায়েন্টের সাথে কি হইছে? আমরা অনেক বছর ধরে কাজ করতেছি। কিন্তু খুব সাময়িকলি সে যেটা করছে, আমাদের টাকা-পয়সা নিয়ে অনেক সমস্যা করতেছে। সে জানুয়ারি-ফেব্রুয়ারি মাসের টাকা সে ডিসেম্বরে এসেও দিচ্ছে না। তার মানে প্রায় ১ টা বছরের মতো হয়ে যাচ্ছে কিন্তু, এন্ড এই এই জিনিসটা কিন্তু আসলেই তখন মানার মত অবস্থায় থাকে না। তো ওই বিষয়গুলো নিয়ে আমরা খুব সরাসরি কথা বলি। তো তখন আমি আসলে আমাদের কলিগের সাথে কথা বলি বিষয়টা নিয়ে, এবং আমরা সিদ্ধান্ত নেই যে ওদের সাথে আমরা আর কোনো রকমের আর্থিক লেনদেন করব না। আমাদের যা ডিউ আছে এটা ক্লিয়ার করে দিলেই ওদের সাথে আসলে আমরা আর ব্যবসা আগাবো না। তো এমন অনেক সিদ্ধান্তই আছে, আসলে যৌথভাবেই নেওয়া হয়। আর সত্যি বলতে কি? আপনি এটা ঠিকই বলেছেন যে আমার আসলে নিজের মানসিক শান্তির জন্যই না, একটু সবার সাথে একটু ভালো সম্পর্ক রাখার চেষ্টা করা লাগবে। এগুলা আসলে এত প্রেশার নিলে হবে না, এবং একটা দায়বদ্ধতার জায়গা অবশ্যই ধরে রাখতে হবে, priority set করতে হবে। তো এই কথাগুলো মনে হচ্ছে যে আমার কাজে লাগতে পারে। সত্যি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনি ভালো থাকবেন।
হুম। হুম। হুম। হুম। হুম। হুম। আচ্ছা, আচ্ছা। হুম। হুম। জি অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ আপনি আসলে যে সমস্যাটার মধ্যে আছেন, এটা আসলে খুব স্বাভাবিক আরকি। আপনি হচ্ছে খুব দ্রুত এখান থেকে বের হয়ে আসতে পারবেন। যেমন এই যে আ খুব সাধারণভাবে ধরুন just daily রুটিন টা একটু ঠিকঠাকভাবে মেনে চললে, বা হচ্ছে আর যে খাওয়াদাওয়াটা বা ঘুমটা একটু ঠিকঠাক ভাবে হলে দেখবেন, আপনি খুব দ্রুত এখান থেকে স বের হয়ে আসতে পারবেন। তো আপনার জন্য অনেক, অনেক শুভকামনা।